হু, হু।
তবে এই জায়গাটাতে নেহাত নিজের মতো করে ঘুরতে যাইতে চায়। আরেকটা জায়গা আমি আপনাকে বলতে পারি। আমি জানি না, প্রত্যেকের পছন্দ আলাদা হয়, আপনার পছন্দ হবে কিনা? আপনার কি ঠান্ডা এলাকা ভালো লাগে?
হুম। হু, হু। হুম। আমার না? আ মানে আবহাওয়ায় তেমন একটা যায় আসে না। আমার এলাকা ভালো হলে, মোর দ্যান এনাফ। মানে জায়গা হবে এমন উ উ অ অপটিমাল ওয়েথার ভাই বাঙালির জন্য নাতিশীতোষ্ণর উপরে নাই। এখন এ যদি আমাকে এ ভ মানে, বাঙালি হিসেবে গণ্য করেন ভাই, আমি একটু অন্যরকম। আমাকে যেখানে ফেলে দিবেন, আমি ওখানেই মোটামুটি সেটেল হয়ে যাবো কয়েকদিনের ভিতরে।
মানে আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ওকে। না, না, সেটা আলাদা। আপনি যেকোন জায়গায় আ কোপ আপ করে নিতে পারেন। এটা আপনার একটা কি বলা যায়? যোগ্যতা। আ আপনার একটা গুণ, যাই বলেন না কেন? কিন্তু পছন্দের ব্যাপারটা কিন্তু থাকেই ভাই। আমাকে সমুদ্রের কাছে নিন
হু, হু। না ভাই। আমার পছন্দ বলতে কিছুই নাই। অনেকে বলে যে শীত পছন্দ। অনেকে বলে রৌদ্র। আমি ভাই, আ
আচ্ছা।
মানে বাব ক কমফোর্টেবল হলেই হল। আমার যায় আসে না ভাই, কোন ওয়েদার সেটা।
হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। আচ্ছা যেটা বলছিলাম
রোদের মধ্যেও কমফোর্টেবল হওয়া যায় ভাই। অতিরিক্ত গরমেও কমফোর্টেবল হওয়া যায়। অ্যা হয়তো এসির তলে বসে কিংবা ফ্যান চালিয়ে, আবার অতিরিক্ত ঠান্ডার মধ্যেও কমফোর্টেবল হওয়া যায়। একটা গেল মোটা উলেন্স পরে আরকি। <chuckles>
একটা হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা।